আচ্ছা, পরিবার আর স্বাস্থ্য এই ২ টাই তো এখন খুবই গুরুত্বপূর্ণ ২ টা বিষয়। এই ২ টার মিলনটা আপনি কিভাবে করেন? না মানে পরিবারের জন্য স্বাস্থ্যকর খাবারটা আপনি কিভাবে সাজান?
উ জি। আচ্ছা। আমি আসলে প্রতিদিন চেষ্টা করি যে, রান্নায় একটু ভারসাম্য রাখার। চেষ্টা করি যাতে আমার রান্নার ভেতর ভাত, সবজি আর প্রোটিন এই ৩ টা যেন ঠিকমত আসলে পরিমাণে থাকে। তাতে করে কিন্তু একটা সকলে যাতে প্রতিটা পুষ্টিকর খাবার একটু, একটু করে পেয়ে থাকে এবং কোনটার যাতে ঘাটতি না হয়ে যায়। যেমন ধরেন, একদিন ভাত আর সবজি খেলে তো প্রোটিনের ঘাটতিটা হয়ে যায়। তো চেষ্টা করি যে আসলে ৩ টাই যেন সমান পরিমাণে কিংবা, যতটুকু দরকার প্রতিটা মানুষের প্রতিটা বা ফ্যামিলি মেম্বার সেটা যেন তারা পেয়ে থাকেন।
আচ্ছা। হুম। জি, জি, জি। হুম। হুম, বুঝতে পেরেছি। অ্যা মানে সাধারণত আপনি যে পরিবারে অ্যা এই ব্যবস্থাটা করছেন, সেখানে স্বাস্থ্যকর বলতে আপনারা কিভাবে define করেন? স্বাস্থ্যকর বলতে কি বুঝান আসলে? এ কোনটা স্বাস্থ্যকর? আপনি যেমন বললেন ম্যা ভাত, ঐযে যেটা আসলে কার্বোহাইড্রেট হয়তো বা প্রোটিন। হ্যাঁ? এরকম অ্যা সবকিছুর একটা অ্যা কম্বিনেশন আপনি হয়তো বানিয়ে দিচ্ছেন ওনাদেরকে। আর আ ৩ বেলায় তো আর এটা খাওয়া হয় না? তিন চার বেলা। হ্যাঁ, সেটা আসলে কিভাবে গুছান? জি। একটু বলবেন কি?
হুম। হুম। <chuckles> আচ্ছা, স্বাস <chuckles> একদম জি। হুম। জি। না, না, না। আসলে তো না জি। তো সে সকালের জন্য আসলে একটু লাইট কিছু খেয়ে থা আ খেয়ে থাকি আমরা। যেমন ধরেন, আ চেষ্টা করি মানে আমি আমার আসলে রান্নার কথাটা বলেছি। কিন্তু যেটা আসলে সকালবেলা তেমন কিছু আসলে রান্নার ব্যবস্থা হয় না। আ চেষ্টা করি আমরা সকালবেলা ওটস হ্যাঁ।
জি, জি, জি। হ্যাঁ, সকালবেলা তো আসলে সবাই একটা তা আ হুড়হুড়ির মধ্যে তাকে।
হুড়াহুড়ির মধ্যে থাকে। তো খুবই লাইট কিছু যদি কেউ ডিম খেতে চায়, তাহলে ডিম ভাজি আর সাথে ধরেন একটা ব্রেড দিয়ে খেয়ে ফেললো। হ্যাঁ? রুটি দিয়ে কিংবা, ধরেন ইন দেখা যাচ্ছে যে কেউ দুধ আর ওটস দিয়ে খাচ্ছে, কেউ দুধ আর সিরিয়াল দিয়ে খাচ্ছে। হ্যাঁ? মানে সু যেগুলাতে আসে সুগার খুবই কম, এমন।
জি। জি। উম হুম, হুম। উম ভালো তো। না। তাহলে না। অ্যা ২ টাতেই তো combination এ অনুযায়ী আমি যেটুকু বুঝি এট লিস্ট যে ডিমও আদর্শ খাদ্য, দুধও আদর্শ খাদ্য। তো দিনের শুরুই একটা আদর্শ খাদ্য দিয়ে শুরু করে দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, সিম্পল কিন্তু ভালো। জি।
জি। আচ্ছা। একদম, একদম জি। তো এরকম আসলে কিছুটা করা হয়ে তাকে আর দেখা যাচ্ছে যে আম সকালের পরে যখন এইযে ওটসও কিন্তু খুবই স্বাস্থ্যকর হয়ে থাকে। তো কেউ, কেউ আবার চেষ্টা করি। জি, ফাইবার। তো ফাইবারের জন্য কিন্তু আবার মাঝে, মাঝে আমরা চেষ্টা করি যে রাতের বেলা যদি একটু উম অনেকে দুধ দিয়ে ভিজিয়ে রাখে, অনেকে পানি দিয়েও ভিজে রাখে 'চিয়া সিড'। তো ওটাও কিন্তু ওটাতেও বেশ ফাইবার রয়েছে। তো সেটা আ মাঝে, মাঝে খাওয়া হয়ে থাকে হানি দিয়ে হানি দিয়ে তারপরে তাত সাথে একটু sweetener লাগে। হ্যাঁ? তো এইটাও কিন্তু বেশ একটা চমৎকার একটা রেসিপি, চাই একটু আ দুধ আর একটু চিয়া সিড আর একটু হানি। এটা দিলে কিন্তু একটা বেশ চমৎকার একটা আম সকালের খাবার হয়েই যায়। জি হ্যাঁ। তো এটা আসলে খুব fulfilling আপনাকে খুব অনেকক্ষণ ধরে আসলে আপনাকে ক্ষুধা থেকে আসলে লাগবে না। এবং দুপুরের খাবারটা আপনি একটু কম খেলেও আপনার তেমন একটা খারাপ লাগবে না। এরকম আরকি ব্যাপারটা। তো এটা আসলে আমি এম করে থাকি আসলে আমার সকালের নাস্তাটা হেলদি রাখার জন্য।
হ্যাঁ, ফাইবার। শুনেছি যে অনেক ফাইবার থা আচ্ছা। উম বাহ! আরেকটা আদর্শ খাদ্য। <chuckles> জি। তাই? আচ্ছা, আচ্ছা। এটা আমি জানতাম না। ওকে। আচ্ছা। উম। জ্বী। এই সকালটা এইভাবে কাটালেন। তারপরে দুপুর এবং রাত বা সারাটা দিন কিভাবে বাকিগুলো ম্যানেজ করছেন? ভাত অ্যা প্রোটিনের কথা তো বললেন দুপুরে।
জ্বী। জ্বী তো <chuckles> জ্বী। তো আসলে দুপুরবেলায় যেটা করে থাকি, যে আপনার আপনার যেস শুনলেন যে ভাত। ভাত তো অবশ্যই কার্বোহাইড্রেট বা তারপরেও কিন্তু অনেকে দেখবেন যে প্রেফার করে যে কিছুটা ভাত বা ২ টো রুটি না খেলে কিন্তু আসলে অনেকে মানে এনার্জিটা পায় না। তো সেক্ষেত্রে কার্বের পরিমাণটা ঠিক রেখে, সবজিটা যেমন আপনি বললেন, যে সবজিটা তাহলে কীভাবে করে করি? তো সবজিটা এমনভাবে করতে হয় যাতে করে এটা অনেক বেশি তৈলাক্ত না হয়। এটা অনেক বেশি ফ্রাইড না হয়। হ্যাঁ? যাতে করে ইচ্ছামত ময়-মসলা সব দিলাম, ফ্রাই করলাম কিংবা এটাকে অনেক তেলে ভাজতে থাকলাম। এটাতে কিন্তু আসলে সবজির যে গুণগতমান, সেটা কিন্তু একদম কমে যায়। সুতরাং যেটা উম <smacks lips> আমরা করে থাকি সেটা হচ্ছে সবজিটাকে একটু মানে দেখা যাচ্ছে যে সিদ্ধ করে, সেটার সাথে আসলে ম মসলা যেটা দরকার হয় ততটুকু পরিমিত দিয়ে তারপরে আম একটু ঝোল, ঝোল রাখার। তাহলে কিন্তু সেটা বেশ আ মানে হেলদি থাকে। মানে দেখা যাচ্ছে, যে স্বাস্থ্যকর আ উপায় যদি খুঁজে বের করতে হয় তাহলে এটা একটু এভাবে খেলে দেখা যাচ্ছে ভালো হয়। আর প্রোটিনের ক্ষেত্রে গ্রিলড উম করা বা মানে যে মাংসটা সেটা একটু বেশি ভালো হয়। তবে এছাড়াও যদি কেউ চেষ্টা করে যে না চিকেন নরমালি রান্না করবে, সেটাতেও কোনো খারাপ দিক নাই। কারণ এটা তো প্রোটিন এটা সবভাবে যায় না। হ্যাঁ? হ্যাঁ, রোগীর মতো, তো আপনি ধরেন <chuckles> হ্যাঁ, দেখা যাচ্ছে যে হসপিটালের খাবার তো আর কি কতক্ষণ ভাল লাগবে। সো একটু তো ডিফারেন্ট একটু জ্বী, একটু ডিফারেন্ট ভাবে করতে হয়, কম ঝাল, লবণ দিয়ে বেশি ঝাল লবণ দিয়ে করা হয়। তো এটা করা হয়েই থাকে। তবুও চেষ্টা করা হয় যাতে একটু তেলটা একটু কম হয়। হ্যাঁ? লবণটা একটু কম হয়। কারণ বেশি লবণ খেলে তো ব্লাড প্রেশার হাই হতে পারে। তারপর কিডনির সমস্যা হতে পারে। সুতরাং এই জিনিসগুলো
হ্যাঁ। জ্বী। উম। <chuckles> জ্বী, জ্বী, জ্বী। বাহ! হু, হু। জ্বী। হ্যাঁ, প্রতিদিন তো আসলে একি খাওয়া খাওয়াও যায় না। একেক সময় একেকট, আমি sure অ্যা যে আপনার কোনো না কোনো ভিন্নতা আনেন। <chuckles> <laughs> এটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। জ্বী। হুম। আসলেই, আসলেই। হ্যাঁ, লবণ শুনেছি যে খুবি মানে বাড়তি লবণটা শুনেছি যে খুব নাকি খারাপ।
বারতিটা লবণটা খুবই খারাপ। এছাড়া আম আপনে যেটা বললেন, যে রাতে বেলা কি করি? তো রাতের বেলা একটা সুপ রাখার চেষ্টা করি সাথে কে যেকোনো ধরনের প্রোটিন। কারণ কার্বটা রাতের বেলা কিন্তু সুগার টাকে আপনার spike করে দেয়। মানে খুব বাড়িয়ে দেয়। হ্যাঁ? তখন কিন্তু আপনার যদি ডায়াবেটিস নাও থেকে থাকে আস্তে, আস্তে কিন্তু আপনে ইনসুলিন রেসিস্টেন্ট হয়ে কিন্তু ডায়াবেটিসের ঝুঁকিটা বেড়ে যাবে শরীরে।
বাহ! উম। আচ্ছা। জ্বী, জ্বী, জ্বী। খুব সুন্দর করে বর্ণনা করলেন, যে আপনার সারাদিনের যে মানে বোঝা যাচ্ছে যে আপ আপনারা বেশ একটা স্বাস্থ্য সচেতন পরিবার। এ এ আ স্পেশালি এইযে, যে ৩ টা জিনিসের কথা, ২ টা জিনিসের কথা বললেন, আরেকটা জিনিস আমি বলছি। অ্যা তেল, লবণ আ ২ টাই তো খুবি খারাপ আ মানে করতে। আর আমাদের তো মানে সামাজিক পরিবেশে যেটা হয়, আমি দেখেছি অনেক বাসাতেই মানে তেল ছাড়া খাওয়া মানে চিন্তাই করতে পারে না। হুম, হ্যাঁ, হ্যাঁ অ্যা মানে যেই পরিমাণে এবং মানে সেই পরিমাণটাও অনেক আরকি। তেল ভাসতে হবে টাইপ একটা। <giggles> হ্যাঁ, হ্যাঁ <sniffs> এটাও অনেক জায়গায় বলা হয়। আরেকটা জিনিস আছে যে উম specially এখনকার দিনে বেশি শোনা যাচ্ছে। চিনি, চিনিকে বলছে যে নাকি
<chuckles> জ্বী। জ্বী। একদম। <chuckles> জি। হুম। জ্বী। হুম। সম্ভবই না। একদম। জ্বী। <chuckles> একদম ভাসতে হবে। না হলে খাওয়া ভালো লাগবে না। জ্বী। জ্বী। হুম। হ্যাঁ।
যে white poison বলে কেউ এই মানে অনেক অ চিনি সম্পর্কে অনেক আজেবাজে কথা শোনা যাচ্ছে আজকাল। আমরা ছোট থাকতে এসব শুনি নাই। এখন শুনছি। জ্বী।
হুম, এইটা তে, তো আসলে খুবই হ্যাঁ, ঠিক বলেছেন। না চিনিটা আসলেই খুবই আসলে ক্ষতিকর। কারণ চিনি দেখা যাচ্ছে যে মানে আ এটা শরীরের ভেতরে আপনার ফ্যাটটাকে আপনি যদি ফ্যাট কমও খেয়ে থাকেন দেখা যাচ্ছে চিনি বেশি খাচ্ছেন দেখে সেই চিনিটা আসলে আপনার ওই ফ্যাটটাকে জোর মানে কিস মানে এমনভাবে কা জমিয়ে ফেলে যেটা আসলে আপনে বার্ন করতে কের মানে খুব কষ্ট হয়। এরকম আরকি একটা জিনিস শুনেছি। তো
উহু। আচ্ছা। ও! হ্যাঁ, আমিও চিনিকে শুনেছি যে খুবই খারাপ মানে। এটা ছোটবেলায় শুনি নাই। গত কয়েক বছর ধরে এটা শুনছি যে, "যত পারো বাদ দাও, যত পারো চিনি গিপমিয়ে নিয়ে বাদ দিও।"
খুবই খারাপ। জ্বী। একদম ছোটবেলায় তো ধরেন আমরা কি শুনেছি যে ছোটবেলায় আ বলা হয়েছে যে, "চিনি না খেলে বুদ্ধি হবে না।" এখন তো বাচ্চাদেরকে আসলে এখন সাইন্স টা আলাদা। তো এখন আসলে বাচ্চাদেরকে চিনি দেওয়াটা আমি এখন চিন্তাই করতে পারি না। ১ বছরের বাচ্চা যদি নিচে হয় তাহলে চিনিটা দেওয়াটা আসলে এটা আসলে নিজেও প্রমাণ। আর চিনি দিলে দেখা যাচ্ছে যে বাচ্চা ঘুমাতে চায় না। খুবই হাইপার হয়ে যায়। হ্যাঁ? এক বছরের পরে হয়তো কিছুটা আপনি দিতে পারেন। অবশ্যই আপনাকে ইন্ট্রোডিউস করতে হবে। হ্যাঁ, গ্রহণ করতে পারে। কিন্তু তারপরও স বিকালের পর থেকে দেওয়াটা একদম উচিত না। কারণ
<chuckles> হ্যাঁ, হ্যাঁ। উল্টাটাই শুনেছি। হু, হু। হুম। আ হু, হু, হু। না ওই যে শ এ শরীর হয়তো আস্তে, আস্তে একটু হইলেও উম গ্রহণ করতে পারে। উম এটাও আমি শুনেছি। অনেক, অনেক মা-রাই নাকি এটা করেন, যে উম বাচ্চাকে এবং আপনি তো একটা সুন্দর বিকল্প রেখেছেন হাতের কাছে। মধু দেয়া মাঝে, মাঝে। যেটা বললেন মধু তো আবার খুব স্বাস্থ্যকর।
জি। দিনের বেলার চেয়ে <chuckles> মধু। হ্যাঁ, তো মধুটা আবার দা আবার সমস্যা যেটা হচ্ছে সকম উম ১ বছরের নিচে বাচ্চাকে আবার ওটাও দেওয়া যায় না। কারণ এখন আবার অনেক নতুন ধরনের হ্যাঁ, নতুন অনেক কিছু এসেছে যেটা কিনা আপনার আ ছোট বাচ্চাকে মধু দিলে এক ধরনের আসলে একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস ওইটাতে থাকে। যেটা কিনা আ বাচ্চার এক ধরনের আ অসুখ মানে হতে পারে। তো যার জন্য জ্বী। এহ মুখে মধু দেয়। এই জিনিসটা আসলে স্ট্রিক্টলি, স্ট্রিক্টলি ডাক্তার মানা করে দিয়েছিল যে, আ "যেন কোন ধরনের মধু বাচ্চার মুখে না যায়।" এটা একদম মানা করে দিয়েছিল। <chuckles> তো এইটা একটা জিনিস। জ্বী।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এইর এই ব্যাপারটা তো জানতাম না। ও তাহলে আমরা যে ছোটবেলায় ওইযে মুখে মধু দেয় টাইপ ব্যাপারটা জানতাম এগুলা এখন সব invalid উম আচ্ছা। হুম। বুঝতে পেরেছি। তাও তো, আপনি খুব সুন্দরভাবে মানে সে এই স্বাস্থ্যের ব্যাপারটা, খুব সুন্দরভাবে ম্যানেজ করছেন। অ্যা কিন্তু আরেকটা জিনিস হয়, সা স্বাস্থ্যের সঙ্গে আ খাওয়ার ব্যাপারে যখনই হয় না, তখন না স্বাদের ব্যাপারটাও চলে আসে। এই আপনি একটু আগে নিজেই তো বললেন যে, হসপিটালের খাবার তো আর খাওয়া যায় না। তো স্বাদটা থাকতে হয়, বা একই খাবার, স্বাদের ভিন্নতা আনতে হয়, টাইম টু টাইম। আর এই তেল, চিনি, লবণ যতই খারাপ বলি, উম ওরা কিন্তু আসলে স্বাদটাকে যো এড করে। স্পেশালি, ধরেন লবণের ক্ষেত্রে আবার টেস্টিং সল্ট, যেটা আমাদের মানি মানুষ বলে, আরো খারাপ। সেটাও এড করে। হুম, আর আমাদের তো খাবার পরিবেশের অবস্থাই এরকম যে, সিঙ্গারা, সামুচা খাও, দুপুরের বেলায় এউ মানে এ ব্রেকফাস্ট আর ইয়ের মাঝখানে একটু স্নাকস খাও, সেটাও তৈলাক্ত হ্যাঁ, হ্যাঁ। রাস্তায় যেটা খাবার, সেটাও তৈলাক্ত। মানে আমাদের অ্যা সামাজিক অবস্থাটাই অনেকটাই এরকম। মানে, এইটা আপনারা কিভাবে ম্যানেজ করেন যে, এই স্বাস্থ্য এবং মানে স্বাদের সমন্বয়টা কিভাবে ঘটে?
জ্বী। হুম, জ্বী। হ্যাঁ। জ্বী। ছিন জ্বী। একদম। <chuckles> হুম। এতেই হয়। তা তো অবশ্যই। উম হ্যাঁ। জ্বী। জ্বী। মানে, একটু আম নাস্তা জাতীয় খাবার। এটা তো আসলে বাঙ্গালি culture জ্বী। আ অনেকটাই এরকম। আচ্ছা হুম। জ্বী, আসলে এই যে আপনি যেটা বললেন, যে আসলে আমাদের তো নাস্তা খাওয়া হয়েই থাকে। তো সেক্ষেত্রে যেটা চেষ্টা করি আ বেক করে খাওয়ার চেষ্টা করি। হ্যাঁ? যেকোনো জিনিস যদি আসলে বেক করে খাওয়া যায়, আপনি দিতে পারেন, আপনার মতো করে, একটু বাটার আ একটু ব্রাশ করে দিলেন কিংবা একটু অ অলিভ অয়েল দিয়ে দিলেন। হ্যাঁ? সেটা কিন্তু বেশ হেলথি হয়। দিয়ে তারপর আপনি জিনিসটাকে যদি ব্রেক করেন হ্যাঁ তখন উহু জ্বী। জি ধরেন আপনার যেকোনো মাছ হ্যাঁ? যেটাতে আপনে ধরেন কাঁটা নেই। ধরেন, আ সামুদ্রিক মাছ অনেক আছে, যেগুলো আপনি আ ইয়াতে বেক করে নিলেন। উপরে আপনি সব ধরনের মসলা ছিটিয়ে দিলেন এবং একটু অলিভ অইল দিয়ে দিলেন। সেটা কিন্তু বেক হয়ে যখন বের হয়ে আসে, সেটা কিন্তু আপনি এমনিই খেতে পারবেন। হ্যাঁ? এটা কিন্তু অনেক একটা
আচ্ছা। উম হু, হু। উম এবং মজাও হবে। শুনে, শুনে ভালো লাগছে। উম খেতে মজাও হওয়া হবে। জ্বী। হু, হু, হু l ওয়াও! হুম, আমার, আমার তো শুনেই, মানে ক্ষুধা, ক্ষুধা পেয়ে যাচ্ছে। যেভাবে আপনি বর্ণনা করছেন না। হুম।
<chuckles> জ্বী। আর সাইড এ ধরেন <chuckles> জ্বী, আবার সাইড এ ধরেন আপনি কিছু সটেড, মানে সবজি দিয়ে দিলেন। হ্যাঁ? ওগুলো একটু মসলার সাথে একটু মিলিয়ে, একটু লবণ ছিটিয়ে দিয়ে বা আ টি টেস্টিং সল্ট তো দিতে দিলে, সেটা খারাপ। স সুতরাং একটু যদি আপনে আম কি বলে জানি? এটার নামটা আসলে ভুলে গেছি। ব্ল্যাকসল্ট দিয়ে দিলেন। হ্যাঁ? আ এগুলো দিয়ে কিন্তু তখন কিন্তু আসলে পরে কিন্তু সেটা খেতে বেশ চমৎকার লাগে। হ্যাঁ? ব্ল্যাকপেপার, হ্যাঁ? জ্বী। গোলমরিচ জ্বী। <chuckles>
ওয়াও! হুম, হুম, হুম। হুম, <chuckles> আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বুঝতে পেরেছি এবং দেখতেও তো সুন্দর লাগবে। আমি জানি, আমি জাস্ট নিজে চিন্তা করছি যে, সুন্দর একটা ফিশ তার পাশে সটেড ভেজিটেবল এবং কালারফুল ব ভেজিটেবলগুলো ওরা সাজায় সর <chuckles> মানে, ছ, ছ ছবিতে দেখি না। হ্যাঁ।
একদম। এটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে। কারণ, বাচ্চারা তো আসলে যেম উম দেখবেন যে, কালারফুল খাবার খেতে খুব পছন্দ করে। সেক্ষেত্রে আসলে কিন্তু এগুলো খাওয়াই যায়। আবার উম এইগুলা আসলে এই যে আপনে যেটা বললেন যে, স সমুচা, সিঙ্গারা কিন্তু আমাদের আসলে খুবই প্রিয় খাবার। কিন্তু দেখা যাচ্ছে যে এটা তো প্রতিদিন খাওয়া যায় না। তখন সেটার মানে বদলে, কী খাওয়া যেতে পারে, সেটা আসলে আমরা চিন্তা করে, এই যে এয়ার ফ্রায়ার, আ এয়ার ফ্রায়ার এ করে হচ্ছে থ দেখা যাচ্ছে কোনো একটা চিকেন উইংস, যেটাকে বলে জ্বী।
খুব পছন্দ করে। জ্বী। <chuckles> জ্বী। হ্যাঁ, এইটা শুনেছি যে জ্বী, জ্বী, জ্বী। এয়ার ফ্রায়ার ইউ ব্যবহারটা আমি শুনেছি যে, আজকাল বাড়ছে এবং এটা নাকি খুবই স্বাস্থ্যকর অন্যটার তুলনায়। মানে তেলের পরিমাণ নাকি প্রায় ১০% কমিয়ে ৯০% কমিয়ে দেয়। মাত্র ১০% হয়তো ইউজ করে এবং এটা নাকি, খুবই স্বাস্থ্যকর হয়। আচ্ছা ছোটদের ব্যাপারটা আপনি অনেকবার করেই বললেন যেটা আমারও মনে হয় যে আসলেই আমরা তো সবসময় ওদেরকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেই। উম সবকিছুতে। কিন্তু আ মানে খাওয়ার ব্যাপারগুলায় যেটা মাঝে, মাঝে দেখি বা শুনি, যে ছোটদের চেয়েও বড়রা বেশি ডিস্টার্ব করে, যে এ তেলের ব্যাপারটাও, যেটা বললাম। কারণ ওদের তো এক ধরনের উম এ একভাবে খেয়ে অভ্যস্ত হয়ে আসছি। নাহ, তেল ছাড়া খাবো না। বা এটা কি হবে? এতো দি এভাবেই তো খেয়ে বড় হয়েছি। এ ধরনের কথা বলে না? উনাদেরকে কিভাবে ম্যানেজ করেন?
এইগুলা খে জি। একদম। একদম, ঠিক বলেছেন। জ্বী। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বী। উম <chuckles> জ্বী। জ্বী, জ্বী, জ্বী। এটা আসলে জ্বী। আসলে ডে উম জ্বী। এটা আসলে আম ঠিক বলেছেন। আসলে দেখা গেছে যে আমরাও আসলে একটা সময় অনেক তেল, ঝাল, আ লবণ দিয়ে খেতাম। তারপর যখন একটা সময় আসলে বাড়ির কোনো একটা পড়ি মানে আমাদের বাড়ির সদস্য কেউ আ অসুস্থ হয়ে গেল। হ্যাঁ? তখন আসলে আমরা চেষ্টা করি যে, কোনো সবকিছুই আসলে একটু কম, কম দিয়ে খাওয়ার। হ্যাঁ? তো, এইটা আসলে, ম ওই যে, শিখাটা সেখান থেকেই যে না সুস্থ থাকতে হলে একটু কম আম মানে দেখা যায় ঝাল এখনো খাওয়া হয়। তবে তেল আর লবণটা একটু আসলে পরিমিত খাওয়া হয়। কারণ এই দুটো আসলে বেশি থাকলে আসলেই কিন্তু মানে শরীরটাকে আপনার খুবই দেখা যাচ্ছে যে খারাপ করে ফেলে, একটা টাইম এর পরে গিয়ে। তো সেটা আসলে সবসময় মাথায় রাখি।
জ্বী, জ্বী, জ্বী। <chuckles> আসলেই, এটাই। জ্বী। পরিমিত। হুম। বুঝতে পেরেছি। না, এই পরিবর্তন অনুযায়ী আস্তে, আস্তে আনতে পারলেই আসলে সবচেয়ে ভালো। আপনি যেভাবে করছেন না সেটা খুব সুন্দর করে বলছেন, এবং অ্যা ব্যবহার, বা আমি sure ব্যবস্থাপনাটাও পরিবারের। আপনি খুব সুন্দর করেই, করে ফেলতে পারছেন। হ্যাঁ। আরেকটা জিনিস, না হয় আমাদের পা এম পারিবারিক পরিবেশে। আমরা যখন কোথাও দাওয়াত খেতে যাই, এটা ১ নাম্বার। আমাদের তো আসলে খাওয়াটা একটা খুব বড় ধরনের ব্যাপার এবং না খেলে হয়তো মানুষ মাইন্ডও করে, হুম? এ আ বা আমরা যদি অন্য কাউকে দাওয়াত দিয়ে খাওয়াই, <chuckles> তখন তো আপনি নিজেই ব্যবস্থা করছেন এবং উনার এক্সপেকটেশনই হয়তো থাকছে, যে না আমি তো দাওয়াত দেয়া হয়েছে। তার মানে অনেক তৈলাক্ত বিরিয়ানি অনেক কিছু থাকবে। এটা আপনি কি করেন, এইসব ক্ষেত্রে?
জি। জ্বী। <chuckles> জি। একদম চেষ্টা কর হুম। <chuckles> জ্বী। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাখতে হচ্ছে। জ্বী। জ্বী। আচ্ছা, সেক্ষেত্রে আসলে চেষ্টা করি যতটুকু কম দেওয়া যা যাও, আ মানে আ থাকে না? একদম তো সাদামাটা করে রান্না করাটা যায় না। তো সেক্ষেত্রে, occasionally তো একটু করতেই হয়। তো ওভাবে করেই আসলে চেষ্টা করি যে, তেলটাকে পরিমিত রেখে, একটু হেলথি মানে স্বাস্থ্যকর উপায়ে কিভাবে করে খাবার রান্না করা যায়। একটা আইটেম যদি একটু unhealthy মনে হচ্ছে, যেমন গরুর মাংসটা তো আপনাকে অবশ্যই যেভাবে করে রান্না করতে হয় সেভাবেই করবেন এবং তখন আসলে তা চেষ্টা করি বাকি কিছু মানে সালাদ রেখে, কারণ যখন সালাদ দিয়ে মানুষ শুরু করে এরকম একটা কথা আছে, যে ইটালিয়ানরা কিন্তু খুব কার্ব খায়। হ্যাঁ? তারা কিন্তু পাস্তা, পিজ্জা সবই খাচ্ছে। তো তাদের ক্ষেত্রে, কিন্তু তারা সবসময় চেষ্টা করে যে, সালাদ দিয়ে শুরু করার। তাত এতে, এতে করে কিন্তু তাদের, মানে পেটের স্টমাকে আগে সালাদটা যায়, তারপরে কার্বটা যায়। যেটা আসলে একটা মানে ব্যালেন্স তৈরি করে এবং তাদের আসলে ওভারওয়েট ও করে না মাঝে, মাঝে। তো সেইটা আসলে চেষ্টা করি যে, ঠিক আছে, একটু সালাদটা ভালোমত রাখার যেটা, সেটা সালাদটা দিয়ে যদি আম অন্য খাবারগুলা খায়। কার্বের পরিমাণটা বেশি হলেও ফ্যাটের পরিমাণটা বেশি হলে সেটার সঙ্গে ব্যালান্স করবে। তো এইভাবে করে আসলে চেষ্টা করি যে উম রেসিপি মানে প্রতি মেনুটা সাজানোর যাতে করে আ মানুষের আসলে ক্ষতি না হয় এখান থেকে খেয়ে যেয়ে। জ্বী।
জ্বী। আসলেই। জ্বী, জ্বী, জ্বী। <chuckles> হ্যাঁ, জ্বী। উ হু, আচ্ছা। উম হ্যাঁ। জ্বী। বাহ! বাহ, বাহ, বাহ! আপনি আসলে খুব সুন্দরভাবে ম্যা জিনিসটা, ব্যবহা মানে ব্যবস্থা করছেন, যেভাবে ব্যবস্থাপনাটা খুবই সাব অ্যা অসাধারণ। আমি অবশ্যই বলব। মানে, বেশ কিছু আ সো আপনি আমাকে বেশ কিছু স্বাস্থ্যকর খাবারের কথা বললেন, খাও অস্বাস্থ্যকর কিছু উপাদানের কথাও বললেন, যেটা আপনি হয়তো কন্ট্রোল করার চেষ্টা করেন, যথাসম্ভব। উম আরেকটা স্বাস্থ্যকর জিনিস আছে, যেটা আমরা সবসময় শুনে এসেছি, খাওয়া হ সবসময় ভালো। সেটা হলো, ফল। তাই না? যে এম বিভিন্ন ফল খাও। আ স্পেশালি, আমাদের দেশে গরমের দিনে, বেশি, বেশি ফল খাও। এ এটা আপনার পরিবারে, কিভাবে উম উম খাওয়া-দাওয়া করা হয়?
জ্বী। আহ জ্বী। হ্যাঁ, হ্যাঁ, জ্বী। একদম। জ্বী। একদম। হু। জ্বী। আচ্ছা, আচ্ছা। আমার পরিবারে চেষ্টা করা হয় যে, দিনে ১ ধরনের বা ২ ধরনের ফল রাখার, সেটা নাস্তা হিসেবে হোক, বা থাকে না এম মানে কখনো, কখনো সেটা খেয়ে থাকা হয় যাতে করে ক্ষুধাটা নিবারণ করা যায়, বা উম দুত ১ টা ৩-৪ টা বড় মিল না খেয়ে মাঝে, মাঝে ফল খাওয়াটা। এটা আসলে আমরা করে থাকি।
উম বাহ! খুবই ভালো অভ্যাস তাহলে, পুরো পরিবারেই। খুব ভালো লাগলো, আপনার সঙ্গে সাথে কথা বলে। আসলে, পরিবারের জন্য এই যে স্বাস্থ্যকর খাবারের ব্যাপারটা, এটা আমার মনে হয়, আ আসলে একটা বেশ আদর্শ ব্যাপার। <chuckles> যেটা, বিভিন্ন পরিবারে আসলে চাইলে, ওরাও যদি এটা ফলো করে, সবারই আসলে উপকার হবে এবং এ এ স্বাস্থ্যের সঙ্গে তো অন্য অনেক কিছুই জড়িত। স্বাস্থ্যর শরীর ঠিক থাকলে সবই জড়িত। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগবে, ভালো থাকবেন।
<chuckles> হ্যাঁ, হ্যাঁ জ্বী। জ্বী। আহান জ্বী। উম তা তো অবশ্যই। জ্বী। আপনার সাথেও কথা বলে, আসলে খুব ভালো লাগলো। এই যে আমার পরিবারের স্বাস্থ্যকর উপায়গুলো নিয়ে কথা বলতে পারলাম এবং আম শেয়ার করতে পারলাম, যে কি, কি আমি আসলে করে থাকি। তো এজন্য আপনাকেও কিন্তু আড্ডা দিতে পেরে, আপনার সাথেও, অনেক উম ভালো লাগলো। ধন্যবাদ আপনাকেও।
জ্বী। ধন্যবাদ।